হ্যাঁ, হ্যাঁ, আসলে এখানে ২ টা মজার ঘটনা আছে। ১ টা হইলো যে মাছ খেতে যেয়ে তো একটা হইলো আমি মাছ খুব একটা পছন্দই করি না। তো আমার বন্ধুরা সবাই মাছ টাছ অনেক ধরনের মাছ খেলল। আমি মাংস খেলাম। তো ঐদিন কোন মোটামুটি হলো গেলো তো আমরা যেদিন শেষের দিন তো ঐদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে টাকা পয়সা খুবই কম খরচ করব কারণ আমাদের অনেক খরচ অ অনেক হয়ে গেছে। তো আমরা একটা, একটা রেস্টুরেন্টে গেলাম এই হোটেলের ঠিক পাশে ছোটখাটো একটা বাংলা রেস্টুরেন্ট। তো আমাদের, আমাদের বাজেট হল কি আমরা ৩ জন খাবো, খুব বেশি হলে ৳৪০০ খরচ করব। তো আমার বন্ধুরা খুব ভালো। ও ওরা আবার মানে বা বাইরে হোটেলে খুব কম খায়। তো ওরা আসলে ভর্তা ভাজি, আমি নিজেও খুব একটা আহামরি খাই না। কিন্তু আমরা যে বসে আমরা শুধুমাত্র ভর্তা ভাজি এগুলো অর্ডার দিতেছি একটার পর একটা। তো অর্ডার দিয়ে পরে আমরা যেয়ে দেখলাম যে আমাদের নিয়ত ছিল যে আমরা টাকা বাঁচাবো। আমরা প্রায় ৭ ৳৮০০ র বিল করে ফেলছি ভর্তা ভাজি এবং ওই মাছ ভর্তা এগুলা খেয়ে, খেয়ে।
আচ্ছা। হুম। ওকে। আচ্ছা। হুম, হুম। <chuckles> হ্যাঁ। ওহো! <giggles> ভালোই তো, পরে কি টাকা পয়সা নিয়ে কোন ঝামেলা হয়েছিল? নাকি পুরাটা ঠিকঠাক মতো pay করছেন? <chuckles>
<hiccups> অনেক হয়েছিল পরে তো আসার সময় দেখা গেছে যে টাকা শর্ট পড়ছে, পরে বাসায় কল দাও বাসায় কল দিয়ে বাসায় টাকে টাকা চেয়ে তারপরে আসতে হয়েছে।
আচ্ছা। ও, <laughs> হ্যাঁ আচ্ছা বেশ, বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়েছে যে সমস্যাতে পরলে কীভাবে সেটা সমাধান করা যায়, সেটাও নিশ্চয়ই এখান থেকে শিখতে পেরেছেন। তো আর কোন যে রাস্তাতে আসার সময় বা যাওয়ার সময় আর কোন প্রবলেম হয়েছিল?
জি, জি, জি, জি, অবশ্যই।